আম আমি আসলে একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে বিষয়টা আমার মাথার মধ্যে ঘুরছে। আর একটা বলা যায় যে উম অস্থিরতাও কাজ করছে যে, উম আমি কেন এরকম হয়ে গিয়েছি বা কেন এরকম করেছি। এর
আচ্ছা। উহু। আচ্ছা।
সে বারবার চলে আসছে। আবার আ দেখা যাচ্ছে কি যে উম এতই টাই বেশি এটা বাচ্ছে এখন যে আ আমি কি কাজগুলো ঠিক করছি নাকি কাজগুলো ভুল করছি। এই বিষয় নিয়ে অনেকটাই চিন্তা আসছে। তো এই চিন্তার কারণে দেখা কি মনটাও খারাপ থাকে। কারণ দিনের অনেকটা সময় দেখা যাচ্ছে যে উম ওই একটা বিষয়ই আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। যে কাজগুলো কেন হচ্ছে বা এইসব বিষয় আমার আম মাথার মধ্যে কেন ঘুরছে বা আম এই এও আমি এরকম হয়ে গিয়েছি কেন? এরকম একটা বিষয় আমার মাথার মধ্যে এখন বেশি আসে।
আচ্ছা। হুম। আচ্ছা। উম কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে, আপনি কোন একটা জিনিস নিয়ে কিন্তু চিন্তিত যেটা আসলে আপনাকে কিন্তু ভোগাচ্ছে। আপনি যদি আমাকে একটু বিষয়টা বলতেন যে, আসলে কোন চিন্তাটা নিয়ে আপনি এতটাই চিন্তিত?
আ আমি যদি বলি যে উম আমার সাম্প্রতিক